হ্যাঁ, অবশ্যই রুটিন আছে। দেখুন আসলে এই ক্ষেত্রে বিষয়টা নির্ভর করে যে আসলে আমি কোন পেশার জন্য আসলে ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ? অ্যা যদিও ধরুন যে আসলে ব্যাপারটা একটু বলে নেই। যে ধরুন যে যেমন আমি আসলে সফটওয়্যার ফার্মে জব করি তো এখানে আসলে আমাদের ওইরকম কিন্তু আসলে ফরমাল বলতে আমাদের কোন কিছু নেই। হ্যাঁ? তো ঐরকম এ কেউ ইচ্ছে মত আরকি। যে কেউ ফরমাল পড়লেও না করবে না, ইনফরমাল পড়লে না করবে না। তো সেই ক্ষেত্রে অ্যা যেহেতু মানে এরকম কিছু নেই। তারপরও কিন্তু আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম তখনও কিন্তু আমি একদম ফরমাল জামা-কাপড় পড়ে গিয়েছিলাম। হ্যাঁ? আমার কাছে মনে হয় যে এইটা আসলে একটা দায়িত্বশীলতার পরিচয় দেয়। হ্যাঁ? বোঝা যায় যে হ্যাঁ, আমি ইন্টারভিউ এর ব্যাপারটাতে আমি অনেক বেশি সিরিয়াস। আমি আসলে এইটা দেখানোর জন্যই কিন্তু ফরমাল জামাকাপড় পড়েছি। আর আমার কাছে কেনো যেন মনে হয় যে, ফরমাল পোশাকে আমি একটু নরমাল, সাধারণ পোশাকের চাইতে একটু বেশি আত্মবিশ্বাস কিন্তু পাই।
হুম, জি। জি। হুম। একদম রেডি, হুম। জি। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই। কারণ তখন দেখা যাচ্ছে যে ফরমাল পোশাকের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি? যে এখানে একটা আপনার এলিগেন্স থাকে অনেকেই সেটা বলে যে একটা এলিগেন্স থাকে, ফর্মালিটি থাকে, আ একটা ইউনিফর্ম ভাব থাকে। সেই কারণে কিন্তু আসলে আপনি যখন নিজেকে ফিটফাট মনে হবে তখন কিন্তু কনফিডেন্সটাও আসে। তো অনেক সময় কিন্তু দেখা যায় জি, বলুন।
একদম ঠিক। একদমই ঠিক। তবে আরেকটা বিষয় রয়েছে। আরেকটা বিষয় আমি একটু জানাতে চাই। সেটা হচ্ছে হলো যে মানে এই যে ধরুন যে পোশাকের বিষয়টা, হ্যাঁ? তো আমি তো আমারটার ক্ষেত্রে বললাম। এখন ধরুন যে এমন কোনো একটা নির্দিষ্ট পেশা যেটাতে আসলে পোশাকও নির্দিষ্ট থাকতে হয়। হ্যাঁ? বা ওইটাতে পোশাকটাও ভিন্ন রকম থাকে। ধরুন আমি কোন একটা ডিজে প্রফেশনের জন্য আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে তো আমি আসলে নরমাল পোশাক পরে বা পাঞ্জাবি পায়জামা পরে গেলে তো আসলে হবে না। হ্যাঁ? তো হ্যাঁ, বেমানান হবে। সেক্ষেত্রে আমাকে উম গলার মধ্যে শিকল টাইপের মতো মোটা চেইন, হাতে মোটা, মোটা কিছু চেইন <chuckles> হ্যাঁ? তো এগুলো পড়ে কিন্তু যেতে হবে। মানে ওই পেশার সাথে মানানসই পোশাক আমাকে পড়তে হবে। তো মাঝে, মাঝে এরকমও হয়।
অবশ্যই। হুম। জি। হুম, হুম। <giggles> না। বেমানানসই হবে। <chuckles>